আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওরা হয়তো কোথাও আবার একটু ভালোবাসা পেয়েছে সেখানে হয়তো গিয়েছে, সেখান থেকে আবার ঘুরে এসেছে এ ধরনের কিছু হবে। তো দেখা যায় যে বিভিন্ন গবেষণায়ও তো দেখা গেছে যে পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানো মানুষের কিন্তু উম অনেকটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দন এবং বিভিন্ন ধরনের মানসিক চাপ আ উদ্বেগ কমাতে কিন্তু সাহায্য করে। এটা কিন্তু বিভিন্ন গবেষণাতে অ অনেকবার দেখা গিয়েছে। তো আমরা যদি প্রতি হ্যাঁ।
উম জী। আমার হচ্ছে এখন ছেলে-পেলে যে মোবাইলের যে addiction কিংবা খারাপ ইয়ে একটা সঙ্গ, এগুলোও কিন্তু অনেকটা চেঞ্জ করে নিয়ে আসতে পারে।
হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। উম অবশ্যই আপা, হ্যাঁ। তো দেখা গিয়েছে যে আমার বাসায় এরকম হয়েছে ছোট উম বেবি আছে। তো কয়েকদিন ধরে মানে মাছ নেয়ার জন্য একদম খুবই মানে অস্থির হয়ে আছে। তো দেখা গেল এটা একটা ভালো লক্ষণ। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, সে যদি ফোনটা না দেখে তাকে যদি আমি মাছটা কিনে দেই সুন্দর যে জেলি ফিশগুলা আছে বা গোল্ড ফিশগুলার আমরা ই aquarium এ রাখি। তো ওই ধরনের ফিশ কিছুটা কিনে দিয়ে এলাম ওকে ৪-৫ টা। তো ও সারাদিন ওটা নিয়েই খেলতেছে, ওটা নিয়েই সময় কাটাচ্ছে। তো এইক্ষেত্রে দেখা গেছে হ্যাঁ।
হুম। জি। আমার ছিলো কিন্তু আমার মাছগুলো কেন জানি টিকে না। এই ভয়ে এখন আর মাছই কিনি না।
হ্যাঁ। হ্যাঁ ওই যে কয়েকদিন আরকি থাকে। তো ওটাই ওর ভালোবাসা, ওর ভালো লাগা। মানে সারাদিন ফোন রেখে ও ওটা নিয়েই অ্যা হ্যাঁ। এখন তা তো খারাপ লাগবেই। হুম।
আ মরে গেলে অনেক কষ্ট লাগে। মানে এইজন্য আর ভয়ে আনি না। যে আনবো আবার মরে যাবে! থাক, আর আনবো না।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এদিক দিয়ে ও দেখা যাচ্ছে যে ফোন দেখতেছে না। ও মাছটা নিয়ে খাবার দিচ্ছে বা ওর যত্ন করতেছে পানি চেঞ্জ করে দিচ্ছে। তো এভাবে ওর সময়টা সারাদিন কেটে যাচ্ছে, ভালো লাগতেছে। কিন্তু একটা ভালো লাগা। তো এভাবে কিন্তু আমরা করতে পারি, হ্যাঁ। আপু আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। একটা ভালো একটা টপিকস নিয়ে কথা বললাম। <chuckles> অনেক কিছু শেয়ার করতে পারলাম। তো ভালো থাকবেন পরবর্তীতে। হ্যাঁ, হ্যাঁ।
হু, জি। উ জি, যাই হোক। আ হ্যাঁ, আমারও অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। জ্বী, আমার অনেক ভালো লেগেছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরবর্তী কোনো একটা সময় আপনার সাথে আবার কথা হবে।
ধন্যবাদ। বিদায়।

আ আমার যে অ 1st পাখিটাকে নিয়ে আসি আমি ককাটেল পালি। আ মানে কোনরও ছিল। কিন্তু 1st শুরু করি হচ্ছে গিয়ে আমি ককাটেল দিয়ে। তো আমি আমার 1st বাচ্চাটাকে যখন আনি ও হচ্ছিলো ২০ দিনের একটা বাচ্চা। তো ওকে নিয়ে আসার পরেই সাধারণভাবেই ২০ দিনের বাচ্চা তো নিজে খেতে পারে না ওকে হ্যান্ড ফিড করতে হয়। তো ওকে হচ্ছে একদম নিজের বাচ্চার মতো খাওয়ানো, ওকে হচ্ছে একটু take care করা। জিনিসগুলো করতে, করতে দেখা গিয়েছে। এমন হতো যে আমি হচ্ছে গরমের মধ্যেও ফ্যান-ট্যান বন্ধ করে ওর জন্য বসে থাকতাম। ও সারাদিন রুমে খোলা থাকত আমার। তো ঘুরত ফিরত। আবার হচ্ছে গিয়ে মাথার উপরে এসে সারাদিন বসে থাকত। এমন হতো যে ও মশারির ভিতর আমার সাথে ঘুমাতেও হয়ে যাচ্ছে। এ ওর জন্য মশারি লাগাতে হত আমার। যে ও আমার সাথে এসে মশারিতে বসে থাকত।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। অ্যা আচ্ছা। হ্যাঁ।